এই তো আমি ভার্সিটি থেকে একটু আগেই আসলাম। তারপর fresh হয়ে আসলে বসে আছি। তো এখন চিন্তা করলাম কারো সাথে কথা বলি আপনার মতো। তো সেজন্য আপনার সাথে কথা বলতে বসলাম আরকি। তো আপনার দিনটা আজকে কেমন কাটলো?
হুম, হুম। ওকে। হুম, হুম। বাহ! বে বেশ ভালো। জি, আমার দিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। অ্যা যে, যে যেহেতু আজকে অফিস ছিল, আ সেটা একটু ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। আ তবে অফিস শেষে, আসলে ওই যে, যখন colleague দের সাথে আড্ডা দিলাম, আসলে সারা দিনের সমস্ত ক্লান্তি এক, এক নিমিষে শেষ হয়ে গেল আসলে।
<tsk> হ্যাঁ। হ্যাঁ। হুম, যাক শুনে অনেক ভালো লাগলো। আমার দিন বেশ ভালো গিয়েছে। সারাদিন অনেক ব্যস্ত মা ব্যস্ততার মধ্যে ছিলাম তো। তো ব্যস্ততার মধ্যে আজকে একটা জায়গায় গিয়েছিলাম। সেটা হচ্ছে যে, ওটা আমাদের শহর থেকে একটু side-এ গিয়েছিলাম। তো সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে, আমাদের ওই জায়গাগুলোতে একসময় অনেক ফসল হতো। সেই ফসলের জমিতে না, এখন ইটভাটা হয়েছে। সেই ইটভাটা থেকে অনেক কালো ধোঁয়া। মানে, দেখে অনেকটা খারাপ, খারাপ লাগলো আরকি। তো আমি বাসায় এসে এই, এই জিনিসটার কথাই ভাবছিলাম। তো এইসব কারণে আমাদের সমাজের, আমাদের পরিবেশটা কিন্তু অনেকটা দূষণের দিকে এগিয়ে যাচ্ছে আরকি। আপনি কি মনে করেন?
আপনার দিন কেমন গেল? জি, ধন্যবাদ। জি। জি। জি। হুম, হুম। জি। আচ্ছা। হুম, হুম। নিশ্চয়ই। জি। একদম ঠিক। আপনি ঠিকই বলেছেন যে, আসলে আমাদের পরিবেশ কিন্তু দিন, দিন কিন্তু দূষিত হচ্ছে। এবং আমাদের শহর পৃথিবীর অন্যতম দূষিত শহরের মধ্যে কিন্তু এখন একটা পরিণত হয়েছে, যেটা অনেক বেশি দুর্ভাগ্যজনক। তো যাই হোক, আ যেহেতু আসলে পরিবেশের এরকম খারাপ অবস্থা, আমরা আমাদের নিজেদের জন্য আসলে করে ফেলেছি, বা বানিয়ে ফেলেছি, এখন এটা থেকে আসলে পরিত্রাণের জন্য আমরা কিন্তু কিছু পদক্ষেপ কিন্তু নিতে পারি। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে, আমরা আসলে কি কি করতে পারি? আ আমিও নিশ্চয়ই এরপরে বলব।
হ্যাঁ। হ্যাঁ, একদম। একদম। একদম ঠিক বলেছো। হ্যাঁ, অবশ্যই।